জ্বী, একদম। হ্যাঁ, সত্যি।
<laughs> তো আমার বন্ধু আমাকে বলবে, "সরি দোস্ত, থ্যাংক ইউ দোস্ত।" আমি তারপর বলব দরকার নাই। ঠিক আছে, বলবি তুই, আমি বলব দরকার নাই।
<giggles> হ্যা। হুম। মানে অনেক সময় দেখা যায় ভাই। এখন মানে যদি আমরা একটু অন্য লাইনে চলে আসি, মানে চিকন লাইনে। চিকন লাইন বলতে আমি বোঝাচ্ছি আপনার প্রেমের লাইন। হ্যাঁ? তো আপনি দেখবেন অনেক মানুষ কিন্তু স্কুলে থাকতে, কলেজে থাকতে, ইউনিভার্সিটি তে থাকতে প্রেম-ঠেম করে। তাই না? এটা খুবই নরমাল একটা ব্যাপার। খুবই কমন একটা ব্যাপার।
হু, হু, হু। অবশ্যই। <chuckles> চিকেন লাইন আচ্ছা। আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু।
তো অনেকে কিন্তু ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে যায়। মানে এই ব্যাকা সেই ব্যাকা না। ছ্যাকা খেয়ে অনেক সময় অনেক সাকসেসফুল অনেক কিছু করে ফেলে। যে ওকে আমার পড়াশোনার জন্যই হলো না বা আমার বডির জন্যই করল না। আমি এখন জিম করে বডি বানিয়ে ফেলবো। তো <laughs>
অনেক। হু, হু। হ্যাঁ, হ্যাঁ পাঠায় দিব। এ এগুলো আসলে বিভিন্ন ভিডিও তো আমরা দেখেছি। আমরা রিয়াল লাইফ এ খুব একটা দেখি না। আমি রিয়াল লাইফ এ ব্যাকা হয়ে যেতেই দেখেছি। <laughs>
<giggles> তো ভাই আমি একটু জানতে চাই আপনার এক্সপেরিয়েন্স থেকে। আপনার কি <giggles>
<laughs> আমার আমার আমার এক্সপেরিয়েন্স মনে করেই তো আমার হাসি পাচ্ছে। আমরা পরীক্ষা দিতে যাবো। আমাদের একটা ফ্রেন্ড ছিল। আ সো আসলে আ প্রেমের বিষয় বা ভালোবাসার বিষয় ও তো খুব প্রিপারেশন নিয়েছিল। পরীক্ষাটাকে দিতে যাবে। তো আসলে আ আসলে পরীক্ষাটাকে দিতে যাবে। এসএসসি পরীক্ষা। আমরা ফর্ম ফিল আপ করতে গিয়েছি। তো আমরা আ সরি এডমিট-কার্ড আনতে গিয়েছিলাম। ওটা সবকিছু নিয়েছি, নেয়ার পর হচ্ছে আমরা আ যাচ্ছি, যাওয়ার পর বের হয়েছি। বের হওয়ার পর ও মনে হয় ঐদিন কোন কারণে ওকে ওর ভালোবাসার মানুষ রিজেক্ট করে দিয়েছে। মানে একটু হায় হ্যালো ছিল বা ভালোবাসি, ভালোবাসি একটা কুসুম, কুসুম আ প্রেম থাকে না। ওই কুসুম, কুসুম প্রেমের সময় চলতে, চলতে সে বলেছে না আসলে হচ্ছে না, আমি তোমার সাথে রিলেশন যাবো না। সো এরকম একটা কথাবার্তা তাকে বলে দিয়েছে। তো সে আসলে এত দুঃখ পাইছে সে, সে আসলে জুতা-টুতা, তার জুতা-টুতা ফেলে দিছে। <laughs> এবং জুতা, জুতা, জুতা-টুতা ফেলে তো দিছেই এবং সে আসার সময় কাদা কাদার মধ্য দিয়ে আসছিল। এবং সে আসলে পরীক্ষাও দিতে যায়নি। তাহলে এইটাকে আসলে আমি, আমি ছ্যাঁকা খেয়ে ব্যাকা বলব না। আমি বলব আসলে ওই যে, ওই যে রোগ আছে না রোগ হয়েছিল। মানে অসু অসুস্থ। এটা প্রেম না। কারণ ও যদি ও যদি সত্যি প্রেমটা বুঝত বা প্রেমটা হত তাহলে আসলে আরো বেশি কেয়ারফুল থাকত।
<laughs> আচ্ছা। হ্যাঁ। ওকে। জ্বি। হ্যাঁ। আচ্ছা। হু, হু। ওহ মাই গড! হ্যাঁ। জ্বি। ওহহো! আচ্ছা, আচ্ছা। <giggles> ওহো! তারপর কি হলো এক্সাম দিতে চায় নাই? <laughs> আচ্ছা। ও মাই গড! আহা! <giggles> হ্যাঁ। একদম একদম, হ্যাঁ।
আচ্ছা মানে আ সবসময় এমন হয় যে, আসলে সময় কম মনে হয়, খুব ভালো, ভালো ক্ষেত্রে। আ খুব ভালো, ভালো আড্ডার জন্য সময় অনেক কম মনে হয় মাঝে মধ্যে। তবে যাই হোক না কেন আপনার সাথে <chuckles>
হ্যাঁ। একদম। আর কথা বলতে বলতে কখন? এই যে ভালোবাসার কথা আমার মনে হয় কখনো শেষ হবে না বলা। <laughs> এমনি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টপিক টাই এমন অনেক কথাবার্তা বলা যায়। আ তবে আপনার সাথে কথা বলে যেটা মনে হলো সেটা হচ্ছে আ ভালোবাসা সম্পর্কে আমি অনেক নতুন কিছু জানলাম। এবং ভালো কিছু শুনলাম, বুঝলাম। এবং গানের কথাটা খুব সুন্দর ছিল আপনি যেটা বলেছেন। আপনি অবশ্যই ভালো থাকবেন, এরকম করে হাসতে থাকবেন। ভালো ছিল।
জ্বি। ধন্যবাদ ভাই। আচ্ছা। <giggles> <laughs> ধন্যবাদ। জ্বি। ওকে ভাই, থ্যাংক-ইউ। শুভ দুপুর, শুভ সন্ধ্যা।
থ্যাংক-ইউ। <laughs>